ইদানিং আমি খেয়াল করতেছি যে আমার মধ্যে বেশ সমস্যা সৃষ্টি হচ্ছে। এই সমস্যাটা আমি কিভাবে সমাধান করবো? কোথায় গেলে সে সমস্যা থেকে আমি উদ্ধার হতে পারবো? কেবা আমাকে এই বিষয়টাকে সাহায্য সহযোগিতা করতে পারে? এরকম কোনো জায়গা বা কারো সঙ্গে যদি আমি পরামশ ওগুলো করতাম, তাহলে আমি হয়তো আমার বর্তমান যে সমস্যাটা হচ্ছে, সেটি থেকে সুব খুব সহজে বেরিয়ে আসতে পারতাম। এবং আমি মানসিকভাবে একটি প্রশান্ত লাভ প্রশান্তি লাভ করতাম। কিন্তু কি যে করবো সেটিই ভেবে পাচ্ছি না। এ সম্পর্কে অ্যা মানে পরামর্শের জন্যই মূলত আপনার সাথে কথা বলা।
হুম। হুম। হুম, হুম। হুম, হুম। হুম। হ্যাঁ আসলে আপনার কথার মাঝেই বোঝা যাচ্ছে যে আমি আপনি কতটা হতাশার মধ্য দিয়ে যাচ্ছেন এবং শুনে সেটা খুবই খারাপ লাগলো। তো আপনি যেহেতু আমার কাছে পরামর্শ নিতে চাইলেন। তো আমি আরকি যদি আপনি আমাকে মা আপনার মেইন যে বিষয়টা প্রধান যে বিষয়টা, যে আপনি কি কারণে হতাশায় ভুগছেন বা কোনো দায়ি মানে সিদ্ধান্ত বা কোনো কিছু যদি নিয়ে আপনি হতাশায় থাকেন? তো একটু যদি আমাকে ক্লিয়ার করে সেই বিষয়টা একটু মানে বলতেন আরকি।
হুম। উম জি আমি এবং আমার এক সহকর্মী, আমরা ২ জনে একটা পার্টনারশিপ এ একটা ছোট ব্যবসা করি। এবং সেই ব্যবসাটা ধীরে, ধীরে আমাদের বড় হয়। যখন আমরা আমাদের ব্যবসা প্রতিষ্ঠান টাকে একটি বৃহৎ আকারে তৈরি করতে পেরেছি তখন কাজের যে, একটি ভাগাভাগি, একটি সীমা, নির্ধারণ নিয়ে উভয়ের মধ্যে একটু মন ধারাধরি চলতেছে। সে আমাকে যেটি বলতেছে, আমি দেখতেছি যে, এ এই কাজটি হয়তো আমার করার কথা নয়, তার করার কথা। আবার কিছু কাজ আছে যেগুলো সংগত কারণে তার করার কথা। আমি যদি তাকে বলতেছি, সে বলতেছে যে, "না আমি এই কাজগুলো এখন করতে পারবো না। আমার হাতে সময় নেই। আ আমি অন্য কাজ করবো বা আমি চলে যাচ্ছি।" এ কারণে মনে হচ্ছে যে, ২ জনে তো আর্থিক বা অর্থনৈতিক বিষয়ে আমরা সমানভাবে দিয়ে এই ব্যবসাটা খুলেছি। তাহলে এ এখানে এমনটা তো হবার কথা নয়। ২ জনের কাজের একটা নির্দিষ্ট সীমা থাকবে। দায়িত্ববোধের মধ্য দিয়ে আমরা কাজগুলো সম্পাদন করবো। কিন্তু এমনটা না হওয়ার কারণে আমার মধ্যে এ দুশ্চিন্তাগুলো বর্তমানে দেখা দিচ্ছে।
হু, হু। আচ্ছা। হুম, হুম। হ্যাঁ। হু, হু। হু। আচ্ছা। হুম। হুম, হুম। আচ্ছা। হ্যাঁ আপনার কথা শুনে খুবই খারাপ লাগলো যে, আপনার সহকর্মীর সঙ্গে এখন নানা কারণে হয়তো আপনাদের এইযে, দ্বিধাদ্বন্দ্ব লেগে যাচ্ছে এবং একের কাজ হয়তো অন্যজন হয়তো আপনার উপরে বেশি কাজ আসছে। বা হয়তো আপনি শুনে খুবই খারাপ লাগলো। তো আপনি যদি আমাকে আরেকটু ক্লিয়ার করে বলতেন যে আপনারা যে কাজগুলো করেন, সেগুলো কি একা করা সম্ভব হয়ে থাকে? নাকি যৌথভাবে কাজগুলো করতে হয়? একটু যদি আলাদা করে আমাকে অ্যা বলতেন আরকি যে
হুম। জি আমরা কাজগুলো আ মানে দায়িত্ব ভাগ করে নিয়ে করি। কিন্তু কাজগুলো আমাদের লোক দিয়ে করাতে হয়। সেখানে হয়তো কর্মচারীরা কাজ করে। অ্যা এবং আম যে আমরা দায়িত্ব নিচ্ছি সে সেখানে শুধু অ দেখাশোনা করবো যে, হ্যাঁ কাজ কি যথার্থ হচ্ছে কিনা? কাজে যে সকল লোক আসার কথা তারা সকলে আসলো কিনা? কাজে কেউ ফাঁকি দিচ্ছে নাকি বা নির্দিষ্ট সময়ের আগে কেউ চলে গেলো নাকি? আবার যে সকল কর্মচারী আসে তাদের মধ্যেও অনেক সময় দেখা যায় যে একটু বিশেষ প্রয়োজনে, অনেকের দেখা যাচ্ছে যে ৬ ঘন্টা বা ৮ ঘন্টা কাজ করার কথা। ৪ ঘন্টা করার পর বলতেছে, "ভাই আমার একটু বিশেষ প্রয়োজনে আমি ছুটি চাচ্ছি।" এ ধরনের বিষয়গুলো দেখাশোনা করবে। এটি হলো আমাদের কাজের অ্যা মানে অংশীদারিত্ব। হয়তো দেখা যাচ্ছে যে আমি একদিকে আ দায়িত্ব নিয়েছি অ্যা আ ও আরেকদিকে দায়িত্ব নিয়েছে। মানে অ্যা ৫০ টা যদি শ্রমিক কাজ করে সে ২৫ টির দায়িত্ব পালন করবে আমি ২৫ টির দায়িত্ব পালন করবো। এমন করে আমাদের এই বিষয়গুলো ভাগাভাগ ভাগাভাগি করে নিয়ে আমরা এগোতে থা কিন্তু এখন আর সেটি হচ্ছে না। বিধায় অ্যা এই দ্বিধাদ্বন্দ্বটা দেখা দিচ্ছে।
আচ্ছা। হু, হু। হুম। আচ্ছা। হুম। হ্যাঁ। হুম, শুনে খুবই খারাপ লাগলো যে আপনার সহকর্মী, আপনারা একসঙ্গে একটা ব্যবসা প্রতিষ্ঠান বা প্রতিষ্ঠান শুরু করেছিলেন এবং প্রথমের দিকে হয়তো আপনারা কাজগুলো ভাগাভাগি করে যার, যার দায়িত্ব সেটা পালন করতেন। কিন্তু বর্তমানে সেটা হয়তো কোনো কারণে হচ্ছে না। শুনে খুবই খারাপ লাগলো যে আপনার সহকর্মীর সঙ্গে এখন এরকম অ্যা কাজ নিয়ে হয়তো দ্বিধাদ্বন্দ্ব চলছে। তো আপনি যদি একটু আমাকে বলতেন যে আপনারা যখন বা যে, যে কাজ দায়িত্বগুলো বন্টন বা ভাগ করে নেন, তখন কি কোনো আপনারা লিখিত কোনো এরকম কিছু করেছিলেন কখনো? যে আ লিখিত যে সেইম, সেইম কাজ করতে হবে বা এই কাজগুলো আপনার সহকর্মীর বা এই এধরনের কাজগুলো আপনার এরকম কোনো লিখিত কোনো নিয়ম ছিলো কি বা কখনো করেছিলেন কি?
উম-জি। হুম। উম জি। আমার মনে হয় যে আপনি কোন অ্যা এগ্রিমেন্ট এর কথা বলতেছিলেন। আমি যেটা অনুভব করতে পারতেছি। আসলে আমাদের মধ্যে খুব একটা ভালো বন্ধুত্ব সম্পর্ক থাকার কারণে এ সকল বিষয়ে আমরা কোনো লিখিত এগ্রিমেন্ট বা আ চুক্তিপত্র তৈরি করিনি। যে, যে সেই চুক্তিপত্রের মধ্যে অ্যা আমরা স্বাক্ষর করে নিজেদের বিষয়গুলো অবগত থাকবো। এমনটা আমাদের মধ্যে ছিলো না। একটা ভ্রাতৃত্ববোধের মতো একটা সম্পর্ক ছিলো। আ বন্ধু হলেও অনেকটা ভাইয়ের মতো সম্পর্ক ছিলো। যে আমরা আ কেউ যদি কোথাও কোনো সমস্যার কারণে আটকে যাই, তাহলে একে অপরকে আমরা অবশ্যই সাহায্য-সহযোগিতা করব। এতে কোনো সমস্যা হবে না। কারণ এই প্রতিষ্ঠানে লাভ-লস উভয়েরই। লাভ হলেও দুজনের সমান অধিকার আসবে এবং ব্যবসায় যদি লস হয় তাহলে সেক্ষেত্রে লসের অধি মানে ভাগটা আমরা দুজনের সমান ভাগেই পাবো। যার কারণে এভাবে কোনো চুক্তিপত্র আমাদের মধ্যে করা হয়নি।
হুম, হুম। হুম, হুম? উহুম। হুম, হুম। আচ্ছা। হুম, হুম। হুম, হুম। হ্যাঁ আচ্ছা, বুঝতে পেরেছি আপনাদের। আচ্ছা, আপনি যদি আমাকে আরেকটা বিষয়ে যদি একটু খোলাসা করে বলতেন, যে আপনাদের যে প্রধান সমস্যাগুলো কোথায় হচ্ছে? কাজে ভাগাভাগি নিয়ে? নাকি হচ্ছে যে মানে হয়তো সে তার যে মানে তার কাছ থেকে মানে তার যে কাজের অংশ, সেখান থেকে স্পষ্ট কোনো জবাব আসতেছে না? বা হয়তো সেখানে মানে অন্য কোনো মানে বিষয় নিয়ে আপনি হয়তো একটু সন্দেহ করছেন? এরকম কোন বিষয় যদি থাকে, একটু আমাকে ক্লিয়ার করে বলতেন।
হুম। আসলে আ মানে অর্থনৈতিক বা এই ধরণের কোনো বিষয়গুলোতে সন্দেহ প্রকাশ করার কোনো কারণ নেই। কারণ হলো যে, আমাদের ডেলিভারিম্যান যারা আসে, তারা যখন গাড়িতে করে আ জিনিসপত্র দিয়ে যায়, তখন রিসিভ অনুযায়ী বা রশিদ অনুযায়ী তাদের মূল্য পরিশোধ করতে হয় এবং সেটা মূলধন থেকেই যায়। এটি হিসাব-নিকাশ আ আমরা করে থাকি। এখানে কোনো সমস্যা হয় না। কিন্তু কাজে ৫০ টা যে লোক নিয়োগ করেছি, আ তারা ঠিকমত কাজ করতেছে কিনা? বা তাদের এ্যা দেখভালের পরে তাদেরকে অর্থটা ঠিকমত দেয়া হচ্ছে কিনা? এ কাজগুলোতে যদি সে দায়িত্ব পালন না করে, তাহলে আমি যে ২৫ টি লোকের দায়িত্ব পালন করতেছি, সেদিকে যদি কাজটা যথার্থ হয়, তার যে ২৫ টি লোক নিয়োগ করা হয়েছে, সেদিকে কাজটি যথার্থ না হলে, আমাদের তো ওই ২৫ টি কর্মচারী ওখানে নিয়োগ দেয়ার কোন প্রয়োজন নেই। তারা অহেতুক কাজটাকে সারাদিনে শেষ করতে পারতেছে না, যে কাজটি হয়তো ১ দিনে শেষ হবার কথা। সেটি দেখা যাচ্ছে, ৩ থেকে ৪ দিনেও কাজটি শেষ হচ্ছে না। এখানে অর্থনৈতিক যে একটি বিষয়, ঘাটতি হয়ে যাচ্ছে, অকারণে শ্রমিকদের বেতন দেয়া হচ্ছে। তো আমি চাচ্ছি যে, এ সেও যথার্থভাবে তার দায়িত্ব পালন করুক। আমিও যথার্থভাবে আমার দায়িত্ব পালন করবো। বিশেষ প্রয়োজনে যদি তার কোনো অসুবিধা হয়ে থাকে, যে হ্যাঁ আমি পারতেছি না, বা আমার অ্যা বিশেষ কোনো সমস্যা আছে, সেক্ষেত্রে সে আমার সাথে বিষয়টা যদি শেয়ার করে, তাহলে আমরা ২৫ টি লোক আপাতত স্থগিত রাখবো, যে ২৫ টি লোক দিয়েই আমরা কাজ চালাবো। ১ দিক, ১ দিক করেই কাজ চালাবো, ২ দিকে একই সঙ্গে কাজ করব না। কিন্তু সেইটি আর হয়ে উঠতেছে না। আমি তার কারণটাই বুঝে উঠতে পারতেছি না।
হু, হু। হু, হু। হু, হু। হুম। হু, হু। হু, হু, হুম। হ্যাঁ। উহুম। উহুম। হ্যাঁ, আপনার কথা শুনে যে আপনাদের সমস্যাটা কোথায়, সেটা বুঝতে পারলাম। যে আপনাদের হয়তো কাজে ভাগাভাগি এবং ভাগাভাগি করে যে দায়িত্বটা নেভানোর যে একটা বিষয় থাকে, সেটা হয়তো কোনো কারণে হচ্ছে না বা। তো আপনি একটি কাজ করতে পারেন, যে আপনাদের দায়িত্ব যখন ভাগাভাগি করে নেন, তো তখন আপনার ২ জন সংক্ষিপ্ত আকারে কোথাও লিখে বা হচ্ছে এরকম Agreement এর মতো যদি কোথাও আপনি একটা ব্যবস্থা করেন এবং দিনশেষে সে কাজগুলো হলো কিনা, সেটার যদি একটা আ মানে
জি।
করি মানে আপনার দেখাশোনা করে যে আপনি তার কাজটা দেখলেন যে, সে তার কাজটা সম্পূর্ণভাবে করলো কিনা এবং আপনার কাজটা সে যদি দেখে যে সম্পূর্ণভাবে হলো কিনা বা ভালোভাবে হলো কিনা। তো এভাবেই আপনারা করতে পারেন যে তখন কিন্তু আপনাদের সে তার দায়িত্ব থেকে মানে সরে আসতে পারবে না। কারণ যেহেতু দিন শেষে সে তার কাজগুলো ঠিকভাবে করেছে কিনা সেটা আপনাকে আবার দেখাতে হবে এবং আপনারটাও তাকে দেখাব। তখন দেখবেন যে দুজনের যে দায়িত্ব র থাকবে কাজের প্রতি সেটা কিন্তু অ্যা স দুজনই করার চেষ্টা করবেন। আচ্ছা, এর এ মধ্যে কি আপনারা এটা করেছিলেন কখনো, যে দিন শেষে সে তার কাজে কি পরিমাণ অগ্রগতি হল, বা অ্যা কিরকম হয়তো মানে পিছিয়ে পড়েছে না বা দিন শেষে সে তার কাজগুলো ঠিকঠাক করেছে কিনা। এগুলো কি আপনারা কখনো করেছিলেন? দুজন-দুজনের কাছে মানে জানানোর বা শেয়ার করার মতো একটা প্রক্রিয়া? আর যদি শেয়ার করে থাকেন, তখন সেখানে কেমন প্রতিক্রিয়া হয়েছিল একটু যদি বলতেন।
হুম। আচ্ছা। হুম। হ্যাঁ, আমরা আসলে অ্যা আপনি যেমনটি বললেন সে ধরনের লিখিত কোন মানে schedule ঠিক করিনি যে অ্যা একটি নিয়ম বা একটি রুটিন করে নিলাম, কাজের এই রুটিন অনুযায়ী কাজগুলো করব। এমনটি আসলে কখনো করা হয়নি। এটির ঘাটতি থেকে গিয়েছিল। আপনার কথা থেকে আমি এটি বুঝতে পারলাম, যে আমাদের আসলে একটি রুটিন তৈরি করে কাজগুলোকে সেই রুটিন মাফিক করলে, অনেকটা সমস্যার সমাধান হবে এবং অ্যা আমরা আ কাজ শেষে এ সন্ধ্যার সময় যখন কর্মচারী পেমেন্ট দিতাম, তখন আমরা নিজেদের মধ্যে এইটুকু কথা অন্তপক্ষে বলতাম আ যে "আজকে কি সকল কর্মচারী আসছে?" আ সেও আমাকে জিজ্ঞেস করত। আমিও তাকে জিজ্ঞেস করতাম যে, "তোমার কি সকল কর্মচারী আসছে?" সে যদি বলতো যে "হ্যাঁ।" আমিও যদি ব দেখি যে হ্যাঁ, আমারগুলোও এসেছে। তাহলে আমরা আ অর্থনৈতিক যে বিষয়টা সেটি আমরা আমাদের অ্যা ক্যাশ থেকে তাদেরকে যথার্থভাবে প্রদান করি যাতে তাদেরও কোনো অসুবিধে না হয়। এবং কাজটি হয়তো করতে আনুমানিক আর কতদিন লাগবে এ ধরনের একটি হয়তো মত বিনিময় হয়। এছাড়া বৃহত্তর পরিসরে তেমন কোন দায়-দায়িত্ব বা কথাবার্তার মধ্যে এ এ আমরা মানে শেয়ার করিনি বা করা সম্ভব হয়নি। কিন্তু বর্তমানে এই সমস্যাটি দেখা দিচ্ছে।
হু, হু। হু, হু। উহু। উম। হুম, হু। হুম, হু। হুম। হ্যাঁ, বুঝতে পেরেছি। আপনি এছাড়াও আমি আপনাকে বললাম যে, হয়তো দিনশেষে যে, ২ জনে, ২ জনের কা আ কাজের যে পরিমাণটা হচ্ছে বা, ফলাফলটা সেটা যদি দেখেন, এছাড়াও আপনারা করতে পারেন কি? যে, আপনার আজ কাজের যে গুরুত্ব অনুযায়ী সেটা যদি মানে যে ঘুস স মানে গুরুত্ব বেশ কিছু গুরুত্বপূর্ণ কাজ বা, হচ্ছে একটু কম গুরুত্বপূর্ণ কাজ সেগুলো যদি আপনারা ভাগাভাগি করে নেন। মানে equal করে, সমান করে যে ২ জনেই সেইম পরিমাণ কাজ করছেন। এছাড়াও আপনারা করতে পারেন যে, বেশ কিছুদিন পর, পর হয়তো সপ্তাহ খানেক পর বা, আ মাসে মাসখানেক পর আপনারা একটা মিটিংয়ের মিটিং রাখতে পারেন। যেখানে হয়তো আপনাদের দিন শেষে বা, হচ্ছে সপ্তাহ শেষে, মাস শেষে যে কি পরিমাণ কি কাজগুলো করলেন, তখন কিন্তু দেখবেন যে মিটিংয়ে আপনাদের ২ জনের কাজের এ যে, এ মানে নিজ আপনারা কাজ করেছেন কি পরিমাণ কাজ করছেন, সেখানে কিন্তু সেটা ফুটে উঠবে এবং ২ জন ২ জনকে নিয়ে কিন্তু আপনারা সামনাসামনি একটা আ মিটিং করে কিন্তু সমঝোতা করতে পারেন। এছাড়াও তখন যদি না হয়, তারপরেও যদি আপনাদের এই সমস্যাটা, মানে ছা সহকর্মীর সঙ্গে যে কাজের সীমা বা, দায়িত্ব নিয়ে, সেটা যদি নাও হয়, তখন আপনারা করতে পারেন যে, ৩য় কোন পক্ষের সাহায্য নিতে। যদি ৩য় পক্ষ নেন, তখন হয়তো আ কোন ৩য় পক্ষ আপনাদের এই সমস্যাটা সমাধানে আপনাদের কাজের যে দায়িত্ব বা, হচ্ছে কাজের পরিমাণ, সেটা ভাগাভাগি করতে এবং আপনাদের দায়িত্ব পালনে হয়তো তিনি সাহায্য করতে পারেন।
হুম। হুম। হুম। জি, আপনি যথার্থই বলেছেন। আপনার এই কথাগুলো আমার পছন্দ হয়েছে। আমি আশা করি আপনার এই রুলস অনুযায়ী যদি আমি কাজ করার চেষ্টা করি, তাহলে আমাদের এই সমস্যা যেটি হচ্ছে, সেটির হয়তো সমাধান হয়ে যাবে। আমাদের দায়িত্ব এবং সীমাটা আমরা নির্ধারণ করতে পারবো। নিজেদের দায়িত্বগুলো আমরা ঠিকভাবে পালন করতে পারবো। এবং এর মধ্য দিয়ে একটি জবাবদিহিতা আসবে। যার মাধ্যমে কাজটি সুসম্পূর্ণ হবে। এই সুন্দর পরামর্শের জন্য আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি।
হ্যাঁ, আপনাকেও ধন্যবাদ এবং আপনার জন্য শুভকামনা। যাতে করে আপনি আপনার সহকর্মীর সঙ্গে যে কাজের সীমা বা, দায়িত্ব নির্ধারণ করা নিয়ে এ একটা ভুল বোঝাবুঝি বা, হয়তো আ মন খারাপ ছিল। তো এট সেই সমস্যাটা আপনাদের সমাধান হয়ে যাক। ধন্যবাদ আপনাকে।